আ আচ্ছা, আমি একটা বি জিনিস বলি। এই এইযে আপনার সমস্যা আমি ওই দক্ষিণ ভারতে ভেলোরে গেছিলাম। ওই আ চিকিৎসার জন্য ভেলোরে একটা আ মানে তো ওখানে রাস্তার মাঝ দিয়ে বিশাল গভীর রাস্তা ভেঙে ম মাঝে অ গর্ত করছে। মাঝে একটা রাস্তা ভেং ভেঙে গেছে। আমি বললাম, "এটা কি?" অ লোকাল বললো যে, এরা ওই উ উ অনেক ring মানে বড় ring আরকি ওই রাস্তার মাঝে বসাচ্ছে। মানে এটা কেন? বলে যে, "পানি যাওয়ার কোনো রাস্তা নাই। সাইড কোনো বিল্ডিং ভাঙ্গা যাবে না।" রাস্তা গোটা রাস্তাটা খুঁড়ে মাঝ দিয়ে ring বসাইলো। তারপরে পরের বছর আমি গেলাম। আরেক বছর পর। Ring টা গোটাই গোটা রাস্তা বরাবর দিয়ে আবার ওইটাকে ঢেকে দিয়ে নতুন করে আবার ইয়ে হলো এবং ওই ring টার সঙ্গে আবার বাইরের ওই পানি যেটা যাবে সেটা ওই এমন একটা system করলো যে net, যেন কোনো আবর্জনা ভেতরে না ঢুকতে পারে। ওই net এ শুধু পানিটা পার হবে কোনো কাগজের টুকরা বা ইয়া যেন না যায়। তো এইটা করে ওখানে স্থানীয় কোন এক দূরে একটা নদী আছে ওখানে নাকি connection করবে। এটা ইন্ডিয়ান সরকার করছে। আমার মনে হয় ঢাকায় যদি এটা করা যেত হ্যাঁ, তাহলে আমার মনে হয় এই হ্যাঁ, মানে সাইড তো খুঁড়তে পারবে না, বিল্ডিং তো ভাঙতে পারবে না। কাজেই রাস্তা বরাবরই এই উম মাঝ দিয়ে এরকম এরকম চিন্তা-ভাবনা আরা দেখে না, পৌর কমিশনারকে বা লোকাল যারা আছে এটা কিন্তু ব্যয়বহুল।
জি। হু, হুম। আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। হু, হুম। আচ্ছা। জি। হুম, হু, হুম। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। জি। হু, হু, হুম। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, মানে এটাই আমি জানতে চাইছিলাম যে জানতে চাইছিলাম যে স্থানীয় যে প্রশাসন আছে তারা এইযে আপনার এলাকায়ও তো দেখলাম যে যোগাযোগের সমস্যা বললেন। এই সমস্যা সমাদ পরিপূর্ণ সম এই সমস্যাটার সমাধানে কি যারা আ মানে উপর পর্যায়ের লোকের আছে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন?
এটা কিন্তু অনেক ব্যয়বহুল। কিন্তু ওটা তো রা রাষ্ট্রীয় ব্যাপার। হ্যাঁ।